আসলে বেশ কিছুদিন ধরে না, কাজে একদমই আসলে আমি মনযোগ দিতে পারতেছি না। এ এইটা নিয়ে না আমি বুঝতে পারতেছি না, মানে কেন আসলে আমার সাথে এরকমটা হচ্ছে? মানে কি হয়েছে আমার? এবং মানে নিজের যে কাজগুলো সেভাবেও করতে পারতেছি না এবং আপনাকে যদি আসলে বলতে চাই যে আগে হয়তো বেশ মনোযোগ দিয়ে কাজ করতে পারতাম ঘন্টার পর ঘন্টা। কিন্তু এখন দেখা যায় যে, বসি কাজে মন বসে না। কাজটাও আসলে ভালোমতো হচ্ছে না। আবার দেখা যায় যে কাজ ভালোমতো না হওয়ার কারনে অফিস থেকেও আসলে কথা শুনতেছি। না, এটা নাহ বেশ বিরক্তিকর লাগতেছে। মানে নিজেই বুঝে উঠতে পারতেছি না কেন আসলে আমার সাথে এরকম হচ্ছে? না আপনি কি আসলে এটা থেকে বের হওয়ার কোন উপায় বলতে পারেন আমাকে?
হুম। আচ্ছা। হুম, হুম। হুম। আ আসলে আপনার কথা শুনে মনে হচ্ছে যে, আসলে এই যে অ্যা distraction হচ্ছে আসলে এবং সেটা হয়তো আপনি সমাধান করতে পারছেন না। সে নিয়ে তো খুবই চিন্তিত। আ তো শুনে খুবই খারাপ লাগলো। তো আসলে আ আসলে আপনার কোন কাজগুলোতে আসলে এই সমস্যাটা হচ্ছে? এবং এর ফলে আসলে অ্যা অ্যা কোনো যদি প্রভাব পরে থাকে হয়তো আপনার উপরে। তো সেই সম্পর্কে যদি আরেকটু বিস্তারিত বলতেন।
আসলে প্রভাব বলতে কী মানে গত ২ মাস ধরে আসলে বেশি হচ্ছে। মানে আমি হচ্ছে অনেকদিন কাজ ছে ছিলাম না। মানে একটা বড় ধরনের বলতে পারেন ছুটি কিংবা আসলে ডিস্ট্রাকশনের কারণে এ একটু অফিস থেকে ছুটি নিয়েছিলাম। তো নিয়ে মোটামুটি আসলে হলিডে উ শেষ করে যখন আসলে আবার শুরু করলাম কাজগুলো, এখন না দেখতাসি একদমই আসলে কাজে মন বসতেসে না। মানে কাজগুলো বলা যায় যে আগে হয়তো আপনাকে বললাম না যে ঘণ্টার পর ঘণ্টা কাজ করতে পারতাম। কিন্তু এখন দেখা যায় যে উম ৫ মিনিট কাজ না করতে পারলেও দেখা যায় যে মন অন্যদিকে চলে যাচ্ছে। কাজটাতে আসলে মনও বসছে না। কাজটা আসলে কীভাবে করব? মানে আগে যে প্রজেক্টটা করতে আপনার সময় লাগত আমার ২ দিন, সেটা আমি ৫ দিনেও আসলে কমপ্লিট করতে পারতেসিনা না। তো এটা নিয়েও আসলে আমার যে টিম লিডার আছেন মানে এ HR গুলো টিমের, তো উনিও আসলে মোটামুটি একটু রুষ্টই হয়ে আছেন এবং বারবারই আসলে বলতেসেন যে, "কী হয়েছে তোমার? যে তোমার কাজের এই অবস্থা কেন?" আমি তো এরকম আসলে ছিলাম না এরকম আসলে বলেন। তো এটাও আসলে একটু উল্টোপাল্টা লাগতেসে। মানে বুঝে উঠতে পারতেসিনা কী করব? বা কী আসলে আমার করা উচিত? আপনি কি আসলে আমাকে একটু সাজেশন দিতে পারেন যে আসলে কী করতে পারি বা এই অবস্থাটা আসলে কেন হচ্ছে, আপনি কি আসলে বুঝতে পারছেন?
হুম। উ হুম। উ হুম। হুম। আচ্ছা। হুম। আচ্ছা। উ হুম। হুম, হুম। উম। হুম। আ আসলে শুনে খুবই খারাপ লাগছে, যে হয়তোবা ডিস্ট্রাকশনের ফলে হয়তো আপনি এই যে আ অফিসের কাজগুলো হয়তো ঠিকভাবে করতে পারছেন না বা হয়তো মনোযোগটা আপনার নষ্ট হয়ে যাচ্ছে। যার ফলে হয়তো আপনি আপনার বসেরও হয়তো কথা শুনেছেন। তো আমি বলব যে আসলে আ অনেক সময় এরকম হয়ে থাকে, বেশ অনেক টানা হয়তো কাজ করলে আসলে এরকম হয়ে থাকে। তো আমি যদি বলি যে আ আপনি হয়তো এক টানা আসলে কি পরিমাণ কাজ করেন এবং আ নির্দিষ্ট কি কোন কারণ আছে কিনা আসলে এই সমস্যাটার এ জন্য আসলে সেই সম্পর্কে যদি আরেকটু বিস্তারিত বলতেন?
উ জি। মানে উম বেশ বলতে কি, আমি তো আসলে একটানা কাজ করি, তো তখন আসলে দেখা যায় যে উ এখন যেটা হয় যে কোনো কারণে একটা ফোনে ম্যাসেজ আসতেছে কাজ থেকে আসলে ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছি। আবার HR ডিপার্ট্মেন্টের যে ঝামেলা বিভিন্ন এমপ্লইর বিভিন্ন সমস্যা নিয়ে আসলে আসতেছে যে আমার এই সমস্যা, ওই সমস্যা। তো ওগুলো সমাধান করতেই দেখা যায় যে আসলে আমার মূল কাজটাতে আসলে মনোযোগটা দিতে পারতেছি না। মানে মূল ঘটনা যেiটা হচ্ছে যে যখনই কোন কিছু আসলে বাহির থেকে আসতেছে, কেউ ডাক দিতেছে, আ কনসেনট্রেশন নষ্ট হয়ে যাচ্ছে আবার মনটা আসলে বসাতে পারছি না বিষয়গুলো আসলে এরকম হয়ে গিয়েছে আরকি।
হুম। হুম। উ হুম। হুম। আচ্ছা। আ তো আসলে যেহেতু এরকম সমস্যাটা হচ্ছে আপনার হয়তো কোনো অন্য কোনো কাজ এসে যাচ্ছে আপনার কাজের মধ্যে বা হয়তো কেউ ডাকছে, তো এটা আসলে হয়ে থাকে অনেক সময়। তো আপনি যদি আসলে একটানা কাজ করেন সেটা বললেন এবং আ সেক্ষেত্রে আসলে যদি এটা সমাধানের উপায় হয় তো আসলে আ আপনি যদি আসলে বিরতি নেন আসলে হয়তো কিছুক্ষণ কাজ করার পর তো আ আশা করছি যে এই সমস্যাটা অনেকটাই সমাধান হয়ে যাবে এবং আরেকটু যদি বলি যে আসলে আপনার অফিসে এ এরকম কোনো আ বিরতি নেওয়ার আসলে সুযোগ আছে কি না? এবং আ আসলে আ শুধু কি আসলে অফিসে আপনি এই সমস্যাটার মুখোমুখি হচ্ছেন কি না? বা হয়তো বাড়িতে হচ্ছেন কি না সে সম্পর্কে যদি আরেকটু বলতেন?
ওকে। না আসলে, বিষয়টা যেরকম হচ্ছে মানে অফিসে বেশির ভাগ টাম হচ্ছে কিন্তু, বেশিরভাগ সময় যেটা হয় কাজের ক্ষেত্রে কোনোভাবে কোনো ডিস্ট্রাকশন যদি আসলে আসে অফিসের কাজ যখন বাড়িতেও করতেছি তখনও আসলে সেম, কেউ ডাক দিলো বা কেউ হয়তো আসলে রুমে আসলো তখনও আসলে এরকমটা হয়ে যাচ্ছে। মানে আমি আসলে ডিস্ট্রাকশনটা হলে আবার মনোযোগটা আসলে নিয়ে আসতে পারছি না। বা মনোযোগটা আসলে ভেঙে যাচ্ছে। তো আর বিরতির যে বিষয়টা বললেন যেহেতু আসলে HRD তে আছি বা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে, এইখানে তো আসলে কাজগুলো প্রজেক্ট ওয়াইজ আমাকে করতে হয়। আমার এখানে আসলে ফুল ফ্রিডম আছে যে আমি আসলে উম একটা টাইমের মধ্যে আসলে কাজটা শেষ করতে হবে বাকি টাইমে আমি যাই করি না কেন। তো আসলে, বাট আমি না বুঝে উঠতে পারতেছি না কীভাবে আসলে গুছাবো? যেহেতু আসলে
উ হুম। আম হুম। উম হুম। হুম। উম
একটা জিনিস আমার ২ দিনের জায়গায় আসলে ৫ দিন লাগছে। এটা কি আসলে আপনি বলতে পারেন?
হ্যাঁ, আসলে যেহেতু একটানা কাজ করার আ কারনেই কিন্তু আসলে আপনার এই যে মনোযোগটা হারিয়ে ফেলছেন, হয়তো distraction টা হচ্ছে। তো আমি বলব যে আসলে এ যেহেতু আপনার একটা হয়তো সময় আছে। কিন্তু আপনি তাড়াহুড়া বা হয়তো একটানা কাজটা শেষ করতে চাচ্ছেন। তার ফলে কিন্তু আসলে এই সমস্যাটা হচ্ছে। অ্যা তো আসলে আপনি কাজটাকে যদি অ্যা বিরতি হয়তো আ একটানা হয়তো কিছুক্ষণ করলেন। তারপরে হয়তো কিছুটা যদি বিরতি নেন। বা হয়তো একটু অ্যা বিরতি নিয়ে হয়তো চা-কফি খেলেন, বা হচ্ছে হয়তো একটু হাঁটাচলা করলেন যাতে করে আসলে আপনার আ এই যে একটানা কাজ করার ফলে আসলে মনোযোগটা হারিয়ে যাচ্ছিল, আ সেখানে কিন্তু এভাবে একটা বিরতি নিলে বা হয়তো একটু হাঁটাচলা করলে দেখবেন, যে হয়তো আবার যখন কাজে বসবেন তখন আ মনোযোগটা কিন্তু আসলে আ আবার নতুন করে আসলে হবে। এবং আপনি কাজটা আরো বেশ ভালো করে করতে পারবেন। আ এছাড়া যদি আসলে, এই যে আপনি বললেন যে হয়তো কেউ ডাক দিচ্ছে বা হয়তো অন্য কোন কাজ আসছে। তো আমি বলব যে আপনি যদি আসলে এই সমস্যাটার জন্য আপনার উর্ধ্বতন কোনো কর্মকর্তার কাছে আসলে উপ আ হয়তো শেয়ার করে আসলে বলেন যে, আমি হয়তো কাজ করছি এ সময় তো অন্য কেউ এসে হয়তো আপনাকে ডাকছে। এই বিষয়টা তো খুলে বলে যে আসলে আ এর সমাধানটা যদি একটু অ্যা আপনি তার কাছে চেয়ে বসেন। যে আ এরকম হয়তো আমার কাজের সময় যদি আসলে কেউ না আসে। এভাবে আসলে কি কখনো আ চিন্তা করেছিলেন কিনা? বা হয়তো এক আপনার উর্ধ্বতন কর্মকর্তার কাছে এই বিষয়টা জানিয়েছিলেন কিনা? সেটা যদি একটু বলেন।
হুম। Okay. বুঝতে পেরেছি। হু, হু। না আসলে ওইভাবে তো চিন্তা করা হয়নি, মানে ওনাকে যে বলবো, বলা উচিত বা দেখুন HR এর কাছে তো আসলে এই ধরনের সমস্যাগুলো আসবেই, তাই না? এবং এটা তো আসলে একটা স্বাভাবিকই বিষয়। তবে উ এটা উমহ আমি ভাবছিলাম যে সবসময় আসলে না নিয়ে একটা নির্দিষ্ট আসলে সময় রাখা যায় কিনা? যে স আমার যে টিম লিডার আছেন ওনার সাথে আসলে কথা বলে কিন্তু কিভাবে যে বলবো? বা কখন যে আসলে আমার বলা উচিত? এগুলো না বুঝে উঠতে পারতেছি না, বা উনি আসলে কিভাবে নেন? যে কারণ সবাই তো আসলে এটা নিয়ে complain করছেন না, আমার টিমে আসলে যারা আছেন।
হু, হু। উম আয়
তো আসলে ওই বিষয়গুলো নিয়ে চিন্তা করতে থাকি, আবার আমিও চিন্তা করি আগে তো আসলে এরকমটা হতো না, চাইলেই আসলে মনোযোগটা ধরে রাখতে পারতাম। এইযে মনোযোগটা আসলে ধরে রাখতে পারছি না, মানে আপনি বললেন যে আসলে এই যে ডিস্ট্রাকশন টা কমানো সেটা, না হয় আসলে কমাতে পারছি, কিন্তু এইযে আমার মনোযোগটা বারবার আসলে ভেঙে যাচ্ছে এবং মানে একটা জায়গায় ফোকাসটা ধরে রাখতে পারছি না। এটার জন্য কি আসলে কোনো পদ্ধতি বা টিক্স আছে যে আমি খুব সহজেই আসলে এইযে কাজের ডিস্ট্রাকশন টা থেকে বেরিয়ে আবার কাজে আসলে ব্যাক করতে পারি? মানে এমন কিছু কি আপনি আমাকে বলতে পারবেন?
হুম। হু, হুম। অ্যা আসলে অ্যা ১ম, এ যে বিষয়টা আপনি হয়তো বলতে পারছেন না হয়তো আপনার টিম লিডার কে বা ঊর্ধ্বতন কোন কর্মকর্তাকে। তো আমি বলব যে আসলে যেহেতু আপনি এরকম বলতে পারছেন না যখন হয়তো আপনাদের মিটিং গুলো হয় বা হয়তো কোন বিষয় নিয়ে আলোচনা হয়। আ সেখানে হয়তো আপনাদের কাছে সমস্যাগুলোও জানতে চায়। আ যে আসলে কে কোনো সমস্যায় পড়ছেন? তো আপনি সেই মিটিং গুলো বা যখন হয়তো সেরকম কোন আলোচনা হবে তখন কিন্তু আপনি আ আপনার সমস্যাগুলো বলতে পারেন যে আসলে এই সমস্যাটা হচ্ছে যখন হয়তো আমি কাজ করছি। কেউ ডাকার কারণে হয়তো সেখান থেকে মনোযোগটা নষ্ট হয়ে যাচ্ছে। এভাবে আ কিন্তু আপনি এটা বলতে পারেন। আ এছাড়া আসলে মনোযোগটা বৃদ্ধির জন্য আপনি আ হয়তো এই যে আমি বললাম একটু বিরতি নিয়ে আসলে একটু হাঁটাচলা করতে পারেন। আ বা হয়তো একটু চা খেতে পারেন যাতে করে আসলে দীর্ঘক্ষণ আসলে অ্যা মনোযোগ ও একটা একটানা কাজ করার কারণে যে মনোযোগটা হারিয়ে ফেলছে সেটা কিন্তু অনেকটা মোকাবিলা হতে পারে। আ এছাড়া আরেকটা বিষয় আপনি দৈনন্দিন রুটিনে আ বিশেষ করে যদি আসলে ঘুমের বিষয়টা আপনি ঘুমটা যখন হয়তো ঠিক না করবেন বা হয়তো পরিমাণ মত ঘুমাবেন না তখন কিন্তু আসলে এরকম সমস্যাগুলো হয়ে থাকে। তো আপনি চেষ্টা করবেন যে আসলে আ ঠিক সময়ে ঘুমাতে যাওয়ার এবং পরিপূর্ণ ঘুম শেষে এবং আসলে প্রতিদিন আসলে ঠিক সময়ে উঠার। আ তো এভাবে করলে আসলে আপনার সমস্যাটা অনেকটাই সমাধান হয়ে যাবে এবং আ আরেকটা বিষয় যখন দেখবেন যে আসলে খুবই সমস্যা হচ্ছে আপনার মনোযোগ ধরে রাখতে তখন শ্বাসপ্রশ্বাসের ব্যায়ামটা আপনি করতে পারেন। আ সেটা করলে দেখা যাবে যে আ আপনার এই যে মোকাবেলা করতে পারছিলো না, distraction হচ্ছিল। আ আপনি মনোযোগ ধরে রাখতে পারছিলেন না। সেটার কারণ আসলে যে সমস্যাগুলা হচ্ছিল সেটা আশা করছি যে অনেকটাই সমাধান হয়ে যাবে। তো আসলে কি এভাবে আ করা যায় কিনা অ্যা বা অ্যা এভাবে ভেবে দেখেছেন কিনা?
হুম, হুম। আচ্ছা। বুঝতে পারছি। এ হ্যাঁ। বুঝতে পারছি। না আসলে ভাবে তো আসলে দেখিনি। তবে আপনি যেহেতু আসলে বললেন, আমারও না এরকমটা মনে হচ্ছে যে আসলে কীভাবে কী করতে পারি? এবং distraction টা তো আসলে যেহেতু হচ্ছে না আমি তো আগেও পারতাম, এবং মনযোগটা আসলে একটানা বসে কাজ করলে আসলে হয়। তো আমিও ভাবছিলাম যে আপনি যেমনটি বললেন আসলে Pomodoro technique বা আসলে এ হচ্ছে কাজের ফাঁকে, ফাঁকে আসলে ছোট, ছোট বিরতি নিতে পারি বা এরকম বিষয়গুলো আসলে আমার ভাবা উচিৎ। উফ এইটা আসলে আমি যে কীভাবে বুঝে উঠতে পারছিলাম না আপনি যেহেতু আসলে বললেন, আমি অবশ্যই আসলে এ ব্যাপারে চেষ্টা করে দেখবো এবং আমার আসলে দেখাও উচিৎ আমি আসলে ভাবছিলাম কিন্তু আসলে ওই যে একটা বলেনা? আত্মবিশ্বাসটা আসলে পাচ্ছিলাম না যে ঠিক কীভাবে আসলে কাজটাকে আমি এগিয়ে নিয়ে আসবো বা কার সাথে আসলে বলবো? বা অফিস টিম লিডারকে আসলে কীভাবে বলবো এবং আপনি কিন্তু আসলে আমাকে একটা প্রপার গাইডলাইন দিলেন। আমার কাছেও না মানে এখন মনে হচ্ছে যে আমি হয়তো এভাবে এগোতে পারি। এভাবে যদি আসলে কাজটাকে এগোই, হয়তো আমি আসলে এটা থেকে কোন একটা সমাধানে আসলে আসতে পারবো। এবং হয়তো এই যে আমার একটা distraction একটা এই যে হতাশা আসতেছে সেটাও হয়তো আসলে কাঁটিয়ে উঠতে পারবো এবং আমি না মূলত আসলে বুঝে উঠতে পারছিলাম না যে কাকে বলবো বিষয়গুলো এবং এ এগুলো তো আসলে এতটা সেনসিটিভ যে আসলে নিজের মধ্যে যে কাজের মধ্যে থেকে একটা মনোযোগ হারিয়ে ফেলছিলাম এবং আপনাকে বললাম আপনি কিন্তু আসলে শুনলেন, শুনে আসলে বিষয়গুলার একটা সুন্দর পরামর্শ দিলেন। বা আমার কাছে আসলে বেশ সমাধানের লাগতেছে। এটার জন্য না আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আপনি।
হুম। উ হুম। উম। হুম। হুম। হুম। হ্যাঁ এবং আপনার জন্যেও আসলে শুভকামনা। আসলে এই যে distraction এর ফলে আপনি কাজে মনোযোগ হারিয়ে ফেলছিলেন আ সেটা থেকে হয়তো উঠে সরে উঠতে পারছিলেন। তো আশা করছি এই বিষয়গুলো বা এই কাজগুলো করলে আপনার সেটা সমাধান হয়ে যাবে। তো আবারো আপনার জন্য শুভকামনা এবং ভালো থাকবেন আপনি।